হ্যাঁ সেটাই। মানে যারা আসলে এ ধরনের সরল জীবন পালন করতে চায়, minimalism বা স্লো লিভিং যেটাকে বলে, যেটা আ আস্তে, আস্তে মানুষ ই এখন কিন্তু পুরো পৃথিবীতেই এই ব্যাপারটা দেখা যায় যে minimalistic জীবন যাপন করাটা, হ্যাঁ? যতটুকু সম্ভব আ নিজেকে আ সরল জীবনে আ উ মানে অভ্যস্ত করাটা। কিন্তু আ সেক্ষেত্রে আ আপনি বারবারই যেটা বলছিলেন যে, "পারিপার্শ্বিক অবস্থাটাও কিন্তু supportive হতে হবে।" এই ব্যাপারটা খুবই জরুরি। আপনার প্রত্যেকটা বিশ্লেষণ খুবই গভীর ছিল, খুবই মননশীল ছিল। তো আপনার এই বিশ্লেষণগুলো শুনতে পেরে, জানতে পেরে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো। অনেক, অনেক ভালো থাকবেন।
জি, জি, জি। জি, জি, জি। জি, জি সেটাই। নিশ্চয়ই, নিশ্চয়ই।